একদমই তো, কারণ কিছু মানুষ তো আমরা চাই এবং কিছু মান আমরা আছি আমাদের সমাজে আছে যোগ্য।
জ্বি। উ হু। জ্বী, জ্বী। জ্বি। জ্বি, জ্বি, আচ্ছা। উ হু।
যোগ্যতা সম্পন্ন সৎ এবং সব দিক দিয়ে যোগ্যতা সম্পন্ন মানুষও আছে। তারা পিছিয়ে পড়ছে এই দুর্নীতির কারণে। হ্যাঁ, পিছিয়ে পড়ছে। আমি আমি সেদিনই পত্রিকায় পড়ছিলাম যদিও <chuckles> এই কথা নিয়ে এটা নিয়ে পত্রিকা নিয়েও অনেক কথা বলা যায় যে কোন এক সময়ে সে ব অই যে বা যে তার একাডেমিক যে qualification বা অ নিয়োগ যে পরীক্ষা সেখানে সে 1st হয়। কিন্তু ভাইভাতে বিশেষ একটা দলের না হওয়াতে সে বাদ পড়ে যায়। তাকে বাদ দেওয়া হয়ে যায়। তাহলে বুঝেন এখন এই মানুষটা যদি কোনো একটা জায়গায় আবার ফের যায় তাহলে কতটা honest উনি থাকবেন?
জ্বি। জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ। ঠিক একদম ঠিক। উ হু। জ্বি, জ্বি। আচ্ছা। উ হু। হু, হু। হু, হু। জ্বি, জ্বি। হু, হু। য়াও। জ্বি। জ্বি, জ্বি। ও। টি হুঁ, হুঁ। জ্বি। আসলেই, আসলেই। একদম।
সেটাও একটা, সেটাও একটা বিষয় যে আমার honesty র কারনের ব অন্যের dishonesty র কারণে আমি আমার যোগ্যতা সম্পন্ন জায়গায় বা আমার চাহিদা মাফিক জায়গায় আমি যেতে পারলাম না। আমার স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারলাম না।
জ্বি, জ্বি। উঁ হুঁ। উ হুঁ। জ্বি, না এইটা। এক্ষেত্রে আমার কাছে মনে হয় কি? যে আমরা যদি আমাদের যে নিয়োগ প্রক্রিয়াটা আছে বর্তমানে য়া এটা তো হাতে কলমে আছে। তাই না? ব্যাপারটা হচ্ছে যে হয়তোবা পরীক্ষা নেওয়া হচ্ছে বা হয়তোবা দেখা যাচ্ছে যে সবাইকে একত্রিত ডেকে আসলে জিজ্ঞাসাবাদের মতো আসলে inquery করা হচ্ছে। তাই না? আমার কাছে মনে হয় কি? যে এই যে স পরীক্ষার যে ব্যাপারটা, হ্যাঁ? এই পরীক্ষার ব্যাপারটা একদম প্রাইমারি বেসিক পরীক্ষাটা যদি কিনা অনলাইন করা হয়, তাহলে কেমন হয়? আপনার কাছে কি মনে হয়?
জি। হুম। জ্বী। অনলাইনে তো আজকাল ওই যে কি যেন আছে না? ChatGPT তার থেকে না জিপিটি প্রশ্ন উত্তর দেখে, দেখে প্রশ্ন লিখে দিলে। হয়ে গেল।
জি, জি। <laughs> উ না, না, না। আমি তো এখন তো সেই ChatGPT যেন ব্যবহার করতে না পারে সেটার জন্য আর আসলে অনেক ব্যবস্থা আছে। Webcam আছে। ঠিক আছে? মানে অনেক রকমের ব্যবস্থা আছে। দেখা যায় কি প্রাইমারি লেভেলে যদি কিনা আসলে হয় কি? Creative way তে যদি কোয়েশশান করা হয়। আমরা যদি কিনা দুই
জি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সেটা একটা আপনার সাথে আমি চ একমত একদম। মানে আপনি আপনার ব্রেইনটাকে কাজে লাগাবেন, আপনার বুদ্ধিমত্তাটাকে কাজে লাগাবেন। ব্রেইন ত বে ইয়েটা মানে যেটা বলে আরকি ব্রেইন চর্চা করা। হ্যাঁ, সেটা যদি করেন হ্যাঁ, সে সুযোগটা দে
জ্বি। মানে হু, হু। এক্সাক্টলি। এক্সাক্টলি। উ হু। জ্বি, জ্বি। হ্যাঁ, হ্যাঁ। সেটাই। হ্যাঁ, এটা অবশ্যই। কারণ কি? যে একজন আ accounts manager, ঠিক আছে? আ এহ তিনি তো তৈলাক্ত বাসার বানরের গল্প নিয়ে মানে অঙ্ক করে তো কোন লাভ নাই। তাই না?
জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ, অঙ্ক করে। সেটাই, সেটাই। সে যুগ এখন আর নেই। হ্যাঁ।
আ